হ্যালো।
হ্যালো। কী খবর? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন?
কেমন আছেন? আমিও ভালো আছি আসলে। আসলে আজকে ছুটির দিন তো বসে, বসে এ মোবাইল টিপছিলাম, আর দেশ-বিদেশের খবর জানার চেষ্টা করছিলাম। আর অ আসলে একটু মনটা খারাপ হয়ে গেল একটা বিষয় নিয়ে। আমার পছন্দের এ একটা সেলিব্রিটি। তো তাকে আমি অনেকদিন থেকেই ফলো করতাম। দেখলাম যে তার মনটাও খুব খারাপ। সে একটা স্ট্যাটাস দিয়েছে। তো এজন্য আমারও মনটা খারাপ হয়ে গেল আরকি।
হুম। আচ্ছা। জি। জি। হুম। আচ্ছা। আচ্ছা। কেন কেন? মানে কেমন স্ট্যাটাস দিয়েছে সে?
সে দি দিয়েছে আসলে, সকাল থেকেই তার মন খারাপ। তো এই একটা স্ট্যাটাস আসলে আমাকেও খুব আপসেট অ মানে আমার মধ্যে curosity জন্ম দিচ্ছে যে আসলে কি হয়েছে? বা, সে সেলিব্রিটিটা ভালো আছে কিনা? এগুলো জানারও একটা আগ্রহ আরকি। আসলে আমরা তো সেলিব্রিটিদের জীবনকেই অনেক ম মনের অজান্তে আপনার অনুসরণ করে থাকি, এটা। তারপর আপনি হয়তোবা দেখেছেন কিনা? আ টিকটকার উ নায়লা মামুন এদের রিসেন্ট কাহিনী দেখেছেন কিনা? তো
ও। আ জি। হুম। উ জি। জি। হুম, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আমি কালকে দেখছিলাম আসলে। মানে কি অদ্ভুত! মানে আমি মাঝে, মাঝে ভাবি আসলে মানুষ <chuckles> এমন কিভাবে হয় আসলে? ওদের কি সমস্যা? কত ঝামেলা? উম আ পুলিশের কাছে গেল, আ কত কাহিনী আসলে হয়ে গেল এবং কালকে না, আ কালকে না আসলে, কিছুদিন আগে দেখেছিলাম যে তারা আবার মিলে গেছে। একসাথে শোরুম ওপেনিং করছে, একসাথে গল্প করছে। কালকে আবার আসলে যখন দেখলাম তাদের এই ঝামেলা নতুন করে শুরু হয়েছে। উম একজন, একজনকে দোষারোপ করছে। এটা কিন্তু আমি বলবো আমার কাছে আসলে খারাপ লাগে না। আমার কাছে খুব হাসি পায়।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।